জি, বুঝতে পারছি আপনার সমস্যাটা। আপনি প্রথমত যেটা কাজ করবেন, সেটা হলো আপনি ডাক্তারের কাছে যাবেন। আ ডক্টরের পরামর্শ নিবেন। আ তাহলে আপনার দেখাচ্ছে একটু mentality ভাবে আপনি support পাবেন। অ্যা কারণ এটা কিন্তু আপনার খুব বড় একটা সমস্যা তা কিন্তুক না। অ্যা কিন্তু এই সমস্যাটা আবার আপনার অ্যা মনকে নষ্ট করে দিচ্ছে। যে, অল্প কিছু করলেই আপনি করতে পারতেছেন না। কিন্তুক কি এটা মেজর কোন সমস্যা না। আপনি চাইলেই অ্যা ডক্টরের যখন পরামর্শ নিবেন তারা যেরকম খাদ্য related কিছু বলবে। অ্যা যেমন আপনি বললেন সকালে উঠে একটু toast খাচ্ছেন, রুটি খাচ্ছেন হ্যাঁ। সুস্থ স সেক্ষেত্রে যদি কোন পুষ্টিকর খাবার থাকে যে, আপনি অল্প খাচ্ছেন কিন্তু আপনার প্রোটিনের চাহিদাটা অ প্রোটিন অনেক বেশি। অ্যা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শরীরটা অনেক fit থাকবে। আর বিশেষ করে আপনার যেহেতু ব্যায়াম করে এরকম সুরাহাঁ হচ্ছে না, আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো আপনার মন শরীর ২ টা চাঙ্গা করার জন্য আপনি শুধুমাত্র যে, ব্যায়ামই করবেন তা কিন্তুক না। আপনি seasonal যে, খেলাগুলো হয়, যেমন আপনি এখন শীতকাল চলতেছে <smacks lips> এখন ব্যাডমিন্টন খেলতেছে। তো আপনি তাদের সঙ্গে যখন খেলাধুলা গুলো করবেন, দেখা যাচ্ছে আপনি খেলতেছেন তখন আপ
আচ্ছা। জি, জি। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। মনটাকে ভেঙে দিচ্ছে। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, ওই খেলা করলে হয়তোবা আমার মনটাও ভালো হবে, তাই না? এবং শরীরচর্চাও কিন্তু হয়ে যাবে।
হ্যাঁ, আপনার মনটা ভালো হ্যাঁ, আপনার যে, শরীর যে, কসরত করতেছেন সেটা মনের আনন্দেই কিন্তু আপনি করতেছেন। মনকে আনন্দ দেওয়ার জন্য। তো যখন এরকম কোন কাজ করবেন আনন্দ দেওয়ার মতো। অ্যা তারপরে এই যে, আপনি বললেন যে, আপনারা নামাজ পড়ে সবাই teamwork করতেছেন, বিভিন্ন ধরনের কসরত করতেছেন। তো সকালে উঠে যদি একটু ফুটবল খেলেন সবাই মিলে অ্যা তখন দেখবেন যে, অ্যা সবাই মিলে একটু আপনি rest ও নিতে পারতেছেন খেলার মধ্যে আবার বল আসতেছে দৌড়াদৌড়ি করতে পারতেছেন। আবার যেহেতু
জি, জি। হ্যাঁ। জি। জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, না আমি, আমি কিন্তু সকালে হাঁটতে গিয়ে মাঝে, মাঝে campus এ যে, একটা মানে team বললাম, বিভিন্ন রকম ভাগ করে ওরা কিন্তু বিভিন্ন রকম খেলাধুলা করে। তো আমি আবার তাদের সাথে মাঝে, মাঝে একটু ফুটবলও খেলি। আর ওই যে, ভলিবল যেটা একটু বেশি লাফিয়ে, লাফিয়ে কিক করতে হয়, এইটা আমার যেহেতু আসলে উদ্দেশ্যটা হলো যে, বেশি শরীরটাকে একটু মানে এ calorie খরচ করা। এইজন্য কিন্তু আমি ভলিবল মাঝে, মাঝে আবার ওই ক্রিকেট বল যেটাকে মানে fielding দেওয়ার জন্য বল করা এটা কিন্তু আমি মাঝে, মাঝে করি। এতে মোটামুটি শরীরটা ঘেমে যায় এবং হচ্ছে যে, অ্যা ভালোই ক্লান্তি লাগে। ঐ সময়টা কিন্তু মানে নিজেকে খুবই free মনে হয়। তো মনে হয় যে, না আমি মোটামুটি একটু উপকার পাচ্ছি। কিন্তু আমার যে, ওয়েট কমানোর যে, একটা নিয়ত সেই weight টা কমতেছে না। আমার তো উদ্দেশ্য হচ্ছে যে, ওয়েট টা কমাইতে পারলে আমার হয়তোবা শরীরে যে, ক্লান্তি দ্রুত আসে এটা কমে যাবে। ওয়েট কমাইতে পারতিস না। এটার জন্য আসলে কি করা যেতে পারে এটা নিয়েই একটু চিন্তিত।
হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা। জি, জি। জি। আচ্ছা।